খুবই সুন্দর একটি উপস্থাপনা করলেন যেটা দেখে আমি আসলেও আ কি বলব যে, আবেগ অনুভূতি ফিল করতে পারছি, আমি আপনার সাথে সহমত পোষণ করছি এই জায়গাটাতে। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা আসলে তো ছোটবেলা থেকে কিন্তু আমরা আসলে পড়ালেখা করেই যাই, আসলে। আমরা কিন্তু বলি যে, "১ টা গাছ কাটলে, ২ টো গাছ লাগাতে হবে", এরকম কিন্তু আমরা পুঁথিগত বিদ্যাতে কিন্তু রয়ে যাই। আমরা আসলে যে, সেই জিনিসটাকে ধারণ করে যে, বাস্তবিক অভিজ্ঞতাটা আনতে হবে, এই জায়গাটাতে আমরা রাখি না। আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনি যে, শিক্ষার কোন জায়গাতে গাড়ির হর্ন বাজাবে না। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে আপনিও শিখেছেন, আমিও শিখেছি কিন্তু বাস্তবিক যে ইমপ্লিমেন্ট, ওটা কিন্তু কম হয়েছে। এখন আমার কাছে মনে হয়, শিক্ষায় পরিবেশটা সচেতনতা করতে গেলে আমার কাছে মনে হয়, ছোট থেকে হচ্ছে একটা বাস্তবিক শিক্ষাতে নিয়ে আসতে হবে আসলে। যে আসলে বিভিন্ন ধরনের প্রজেক্ট প্ল্যান করতে হবে, লাইক হচ্ছে আপনি হচ্ছে, হচ্ছে প্রতি সপ্তাহে সবাইকে মিলে হচ্ছে রুম পরিষ্কার করা বা প্রতি সপ্তাহে সবাইকে মিলে ১ টা শহর পরিষ্কার করা। এই ধরনের যখন উদ্যোগগুলা নেয়া হবে, ছোটবেলা থেকে তখন আসলে তারা বুঝতে পারবে আসলে যে, আসলে কি হচ্ছে, যে পরিবেশের প্রতি একটা হচ্ছে ভালোবাসা জন্মে যাবে। তখন ওরা আর পরিবেশের ক্ষতি করতে জিনিসটা চাইবে না। এটা আমার কাছে মনে হয়, কারণ পুঁথিগত বিদ্যা দিয়েতে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। কিন্তু বাস্তবিকতা যদি আপনি যদি, এখন বর্তমান যদি দেখান, তাহলে কিন্তু আসলে তেমন একটা উন্নত সাধন হয় নাই। তাহলে তো আমাদের ভবিষ্যতে যদি কথা চিন্তা করতে হয়, তাহলে তো আমাদের একটু বাস্তবিক শিক্ষাতেও নিয়ে আসতে হবে যে, ঐ যে বললাম, আমরা হয়তো শুনে সারা জীবন শোনাচ্ছি বৃক্ষরোপণ অভিযান। আমরা কিন্তু বৃক্ষরোপণ অভিযান করি নাই, আমার চাই এবার "আমি চাই, এবার বৃক্ষরোপণ অভিযানটা হোক", আমি চাই যে, আমরা গাছ লাগাবো, কথাটা বলে থাকে আমি চাই আসলে ওই গাছটা সে লাগাক, তাহলে যদি আমরা, আমাদের যদি ওইটা বাস্তবিক অর্থে প্রতিনিয়ত প্রতিফলন হয়, তাহলে আমার কাছে মনে হয় যে, পরিবেশের প্রতি যে নির্বিচার অত্যাচার, যা আমরা করে আসছি, সেটা কিছুটা হলেও লাঘব হবে, পুরোটা লাঘব করতে গেলে অনেক সময় লাগবে আমার কাছে মনে হয়।
হুম, হুম। হুম, হুম। জি, জি। জি, জি। অবশ্যই, অবশ্যই। জি, জি। হুম, হুম। হুম, হুম। জি, জি। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। একদম, একদম। <laughs> হুম, হুম। জি, জি। <chuckles> একদম ঠিক বলেছেন। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, জি, জি। জি। হুম, হুম। একদম, একদম ঠিক বলেছেন, হ্যাঁ, হ্যাঁ। একদম ঠিক বলেছেন, আপনার চিন্তাভাবনাগুলো আসলেই আমার খুব ভালো লাগলো। এই যে আপনি বললেন যে, যে আ বৃক্ষরোপণ অভিযান এটা কিন্তু আমিও চাই যে এটা হোক, সামাজিকভাবে হোক, আপনার পরিবেশ রক্ষা করার অভিযান হোক, এটা আমিও চাই। তো একাই তো আর করা সম্ভব না, তবে চেষ্টা করব যে, এই ধরনের কাজগুলো করা। তো যাই হোক, ভাই আজকে এই যে আপনার সাথে এত সুন্দর একটা বিষয় নিয়ে কথা বললাম, আসলেই খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। কিভাবে নিজেকে সচেতন আ হওয়া যায়, নিজে থেকে। তো আশা করছি আবার কোন সুন্দর বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে
অবশ্যই, অবশ্যই।